আসলে দেখেন আ নেগেটিভ কমেন্ট কিন্তু আ সবসময় যে, আপনার খারাপের জন্য হয় বা আপনাকে পার্সোনাল আ অ্যাটাক এর জন্য হয় এটা কিন্তু না। তো আমাদের কিন্তু বুঝতে হবে যে, নেগেটিভ কমেন্ট কিন্তু মাঝেমধ্যে আ আপনাকে বোঝাতে চেষ্টা করতে পারে যে, আ আসলে কিন্তু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে থাকে যে, আপনি কিভাবে ভালো করতে পারেন বা আপনার এই জিনিসটা ভুল হচ্ছে। তো আমাদের কিন্তু উচিত আগে যাচাই করা যে, কে কমেন্টটা দিচ্ছে। আ তো সেই ব্যক্তি যদি ভালো জি, তো সে যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু আ সেই জিনিসটা চেঞ্জ করতে পারবেন। তা নাহলে কিন্তু আপনি নিজের মাথায় কিন্তু একটা মানে আ যুদ্ধের মতো চলবে। লড়াই করে থাকবেন যে, আ কেনো এরকম কমেন্ট দিলো, অ এটা কেনো সে বলেছে আমাকে নিয়ে।
আচ্ছা। একদমই। হু, হুম। আরি বোঝা উচিত। একদম। আচ্ছা, সেটাই। খারাপ লাগা কাজ করতো আরকি এবং এটা যেটা বললেন, আরকি আপনি চেষ্টা করেন যে, আসলে যে, কমেন্টটা করেছে সেটা বোঝার জন্য যে, কি কারণে করেছে এবং আপনি হয়তো যেমনটা বললেন আরকি যে, হয়তো এখান থেকে কিছু শিক্ষনীয় হইতে পারে। তো সেটা আপনি বোঝার চেষ্টা করেন। তো এসব ক্ষেত্রে বিশেষ করে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কি মনে হয় বা সোশ্যাল মিডিয়া যেগুলো আসলে কম বেশি তরুণ প্রজন্মরা ইউজ করে হয়তো আপনিও কম বেশি সংযুক্ত। এইযে সোশ্যাল মিডিয়াতে আপনার মনে হয় কি এইযে নেগেটিভ কমেন্ট বা ট্রোল শিকার মানুষ আসলে কম বেশি হচ্ছে?
আসলে দেখেন হ্যাঁ, অবশ্যই আপনি যদি দেখেন যে, সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানা ধরণের মানুষ কিন্তু আ এই ধরনের কমেন্ট করে কিন্তু অনেক বেশি খুশি হয় বা তাদের আনন্দ লাগে। আর তার সাথে, সাথে আপনি বেশিরভাগ সময় কিন্তু দেখবেন যে, এই মানুষগুলোর কিন্তু মানে কাজকর্ম নেই বা তাদের কিন্তু মানে অনেক বেশি সময় আছে জি, তারা বেকার। তো আপনি যদি তাদের মতো হয়ে যদি অ্যা একজন আপনাকে নেগেটিভ কমেন্ট দিলো বা ট্রোল করলো, আপনি যদি তার সাথে কমেন্ট এ যেয়ে যদি যুদ্ধতে লেগে যান সে কিন্তু তর্ক কিন্তু করতেই থাকবে। কিন্তু সময় শেষ হবে না। আ আমার মনে হয় যে, আ মে যারা এরকম নেগেটিভ কমেন্ট দেয় তাদেরকে একটু অবহেলা করা উচিত বা না দেখার ভান করা উচিত। তাহলে কি হয় যে, তাদের নিজেদে নিজেরাই কিন্তু তাইলে মানে ভাববে যে, কমেন্ট দিলে আমাকে কিছু বলল না, জি।
একদমই। মানে, বেকার আরকি। আচ্ছা। অ তর্ক লাগেন। সেটাই। আচ্ছা। এড়িয়ে চলা উচিত। বুঝতে পারবে। হুম, হুম, এটা কিন্তু আপনারা বেশ ভালো বললেন যে, যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে একটু অবহেলা করা বা এড়িয়ে চলা উচিত। যাতে করে এসব নেগেটিভ কমেন্ট যেন অ্যা ওই মানুষটার কাছে না পৌঁছায় এবং আপনি সুন্দর একটা মানে পদ্ধতি বললেন, যে, মানে অযথা তর্ক যেন না হয়। কারণ তার হাতে হয়তো অনেকটা সময় আছে এবং সেই সময় হয়তো ব্যয় করার জন্য অন্য মানুষকে নেগেটিভ কমেন্ট করতেছে। তো আপনার ক্ষেত্রে যদি জানতে চাই আসলে মানে অ্যা বিভিন্ন বয়সের মানুষেরাই তো আসলে কম-বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনলাইনে অনেকটাই সংযুক্ত থাকে। তো কোন বয়সী ছেলে-মেয়ে আপনার কি মনে হয় বা মানে কোন বয়সের আপনার তরুণরা মনে হয় যে, মানে নেগেটিভ ট্রোল বা এইযে নেগেটিভ কমেন্ট বেশি সচরাচর করে?